হ্যালো, হ্যালো। শুভ সন্ধ্যা। কেমন আছেন?
হ্যালো। হ্যালো বে শুভ সন্ধ্যা ভাইয়া। ভালো আছি, আপনি ভালো আছেন?
আছি আমি বেশ আ ভালো আছি এবং আশা করি আপনার দিনটি ভালো কেটেছে। তো আ এখন আসলে কী করছেন?
জ্বী, জ্বী। জ্বি ভাইয়া, আমি তো আ একটু আগে গেম খে সে খেলে আরকি আসলাম, মানে Virtual game বলে না ঐটা আরকি VR-এ আরকি। অনেক realistic একটা feel পাইছি।
আচ্ছা, আচ্ছা। হু, হু। Wow! একদম, একদম।
মানে tecnology যে এত উন্নত হইতেছে দিন, দিন যে মনে হয় যে বাস্তব একটা জগতে চলে গেছি। যেটা আরকি কাল্পনিক কিন্তু দেইখা মনে হইতেছিলো বা শুইনা মনে হইতেছিলাম আমি একদম গেমের ভিতরে একটা character play করতেছি। মানে সেই।
আচ্ছা, আচ্ছা। একদম, একদম।
দেখা গেছে যে ই গেম খেলার মাধ্যমে কিন্তু আমার অ্যা মানসিক স্বাস্থ্য কিন্তু অনেকটা উন্নতি হইছে বলতে গেলে যে আমি কিন্তু একটা স্যাটিকস satisfaction পাইছি। যে দেখা যায় কিন্তু আপনি যখন আপনার পছন্দের কোনো কাজ করবেন তখন দেখা যায় কিন্তু আপনার অনেক happy, happy একটা feel হয়। তো যে গেমটা আজকে আমি খেল্লাম, গেমটা খেলে আরকি ওইরকমই একটা satisfaction পাচ্ছিলাম। মানে Real life একটা experience. আপনি কখনো VR game-এ মানে খেলা হইছে বা দেখছেন কোথাও এরকম?
তো হু, হু। ওহো। আচ্ছা, আচ্ছা। উহু। <clicks tongue> একদম, একদমই। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা। হু, হু। একদম, একদম। হ্যাঁ আমার আ VR গেমটা আসলে বেশ আ frequently খেলা হয়ে থাকে এবং এ এখন যদিও সেরকম একটা সময় পাচ্ছি না তারপরেও বেশ আ আগের কথা যদি ধরি তখন বেশ আ ভালোই খেলতাম আসলে ভার্সিটি শেষ করার পরে বলা যায় যে <tsk> বেশ কিছু সময় ছিলো তো হাতে। কর্মজীবনে যখনও ঢুকিনি তখন বেশ আ গেম ভালোই খেলা হতো। তো আপনি বলছিলেন যে আপনি আ কিছুক্ষণ আগেই আসলে VR Headset দিয়ে একটি গেম খেলেছেন আসলে। আ if u dont mind, আমি কী জানতে পারি আসলে আপনি কোন গেমটি খেলছিলেন আরকি?
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা। ভাইয়া আমি mainly এত ছ মানে serious বা competitive গেম খেলা হয় না। তো দেখা যায় relax এর জন্য আরকি mainly খেলি। তো দেখা গেছে যে ক্রিকেট বা যে টেবিল টেনিস তারপর আ কী আছে? ওই যে WWE দেখা যায় এগুলাই আরকি খেলা হয় আরকি। মানে Shadow Fight টাইপের।
আচ্ছা। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু, হু। একদম, একদম, একদম। আ ওয়াও! বেশ আ ভাল লাগছে, আপনার কথা শুনে এবং আ ক্রিকেটের কথা যেহেতু বললেন। একসময় আমিও আ ক্রিকেট গেমটি আসলে অনেক খেলেছি, 2007 যেটি। ক্রিকেট Two Thousand Seven যেটি ছিল ওটি বেশ খেলেছি এবং আ WWE এর কথা যেটি আ বললেন ওটিও খেলেছি বেশ। ওটি যদিও মোবাইলে খেলেছি একসময়। তো এখ পিসিতে ওভাবে খেলা হয় না।
আ জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। না, না এখন গেম আরকি অনেক উন্নত হয়ে গেছে আরকি। যে আমি তো ভাই বিশ্বাসই করতে পারতেছি না যে, এত বড় একটা মাঠের মধ্যে আমি খেলতেছি। মানে আমি রুমের মধ্যেই কিন্তু মনে হইতেছে আমি একটা মাঠের মধ্যে চইলা গেছি গা। মানে সেই ডানে বামে তাকায় দেখি না আসলেই মানে আ যে কল্পনার জগ গেমের জগতে গেছিগা এরকম লাগে। ভালো একটা এক্সপেরিয়েন্স হইল। আমি বলব যে আপনি আ চাইলে আরকি ভিআর কোথায় পাওয়া যায় ওগুলো দেখতে পারেন। আমাদের ভার্সিটিতে একবার আসছিল আরকি ভিআর একটা কম্পি মানে কম্পিটিশন এ। তো দেখা গেছে যে, Za 'n Zee আইসক্রিম ব্র্যান্ড আছিলো ওরা প্রমোট করার জন্য। মানে বলতেছিল ৬ বলে যে কোনো ১ টা বলে ছক্কা মারতে পারলে ওরা আইসক্রিম দিবে। তো দেখা গেছে আমার যেহেতু ভিআরস সেট হেডসেট ছিল, আর আমি ক্রিকেট খেলছি। তো দেখা গেছে ৬ বলে আমি ৪ টা ছক্কা মারছি। মানে ঐটা ঐখানে হাইস্ট আরকি। কেউ ১ টা বলও লাগাইতে পারে না ঠিক মত। কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে যে না এক্স একটু এক্সপেরিয়েন্স ছিল আরকি।
একদম, একদম। <laughs> হুম, হুম। একদম, একদম। <laughs> একদমই। জ্বী। হু, হু, হুম। আচ্ছা। ওকে। হু, হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। <chuckles> ওয়াও! ওহ। বাহ! শুনে বেশ ভালো লাগছে আসলে এবং আগ
তো, উ নিজেকে সাকিব আল হাসান ফিল হইছে আরকি। যে ক্রিকেট খেলি নাই কিন্তু সাকিব আল হাসান। ভি আর ভি আর ওয়ার্লড এ, ভার্চুয়াল ওয়ার্লড এ।
<laughs> একদমই, একদমই। একদম। আসলে এটিই হচ্ছে আ ভার্চুয়াল গেমিং এর মজা। এটিই হচ্ছে ভার্চুয়াল গেমিং এর আসলে আসল প্রশান্তিটা এবং আমি যেহেতু একটু ড্রাইভ করতে পছন্দ করি। আমি আসলে ভাইস আ ভিআর হেডসেট দিয়ে যখন খেলি আসলে। তখন দেখা যাচ্ছে যে আমি একটু সিমুলেশন দিকে যাই। আ যেহেতু বেশিরভাগ স্টিয়ারিং হুইল দিয়েই আমার খেলা হইতো। আমি 'ফোর্জা' 4 টা আগে খেলতাম, এখন 5 টা খেলে 'এসেতকোর্সাও'। আ খুব বেশি এই দুটা গেম যদি আমার বলা হয় যে 'ফোর্জা আর এসেতকোর্সা' তাহলে আমি আসলে এই দুটির মধ্যে যেকোন একটা চুজ করতে পারব না। এর একটা হলেই হল এবং আ ভিআর হেডসেট দিয়ে আসলে এটির যে মজা, আপনি খেলেছেন আপনি তো অবশ্যই জানেন। সেটি আসলে কিন্তু একদম, একদম। একদমই।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। একদম রিয়ালিস্টিক একটা গাড়ি চালানোর ফিল দেয় আরকি। যদিও আমার স্টিয়ারিং টা নাই। ১ টা নিতে হবে কিন্তু আ আমার বন্ধুর বাসায় যখন খেলছিলাম মানে স্টিয়ারিং দিয়ে। মনে হইত মানে ট্রাকের একটা গেম ছিল এখানে। তো মনে হইতেছে জ্বী, জ্বী, জ্বী। তো ওইটা চালায় মনে হইছে আয় হায়! এটাতো ট্রাকের ফিল পাচ্ছি পুরা। বলে কি বন্ধু যে কয়েকটা চেয়ার আছে, ওইগুলো নাকি ট্রাকের মতনই একটা মানে গাড়ির মতন একটা ফিল দেয়, মানে ডানে বামে নড়ে। মানে ভার্চুয়াল গেমিং কত উন্নত হইতাছে দিন, দিন। যে চেয়ার ইয়া স্টিয়ারিং কত কিছু আইসা পড়ছে।
আচ্ছা, আচ্ছা। হু, হু। ইউরোট্রাক সিমুলেটর, জি। হু, হু। একদম, একদম। একদম, জ্বী, জ্বী। <chuckles> একদমই এবং আ এটি যে মানসিক স্বাস্থ্যের কথা আপনি বললেন। আ সেটি আমারও আসলে না বললেই নয় কারণ দেখা যায় যে আমি যখন একটু বোরড হয়ে যাই বা আ নিজের সময়টি আসলে কাটাতে ইচ্ছা করে, তখন কিন্তু আমি আসলে দেখেছি, আ আসলেই আমার ওই ড্রাইভিং টা একটা হেডসেট লাগিয়ে বেশ ভালোই লাগে। কারণ সবসময় আসলে ওভাবে ড্রাইভে যাওয়া সম্ভব হয় না। আর ঢাকা শহরে এমনিতেই এত অ্যা জ্যাম যে গাড়ি নিয়ে বের হলেই মনে হয় যে আ কি একটা ভুল করে ফেললাম মনে হয় এমনটা আসলে আমার কাছে মনে হয়।
জি, জি। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। জি, জি। আবার যে গরম রাস্তায় মানে এরজন্য এই বাসায় বসে এসিতে বসে গেম খেলা ওটা আরেকটা মজা আরকি। যে কমফোর্ট জোনে আছি। জি, জি। আরেকটা জিনিস যদি ভাইয়া জি জিজ্ঞেস করতাম আপনার কাছে যে মানে ভার্চু ভার্চুয়াল গেমিং টা আরকি আপনি কি মনে করেন আপনার সামাজিক জীবনে কি কোন আরকি পরিবর্তন আনছে নাকি? যে আ আগে আপনি বাইরে খেলতেন, এখন আপনি মনে করেন বাসায় খেলতেছেন বা আগে বাই বাইরে একটা প্রকৃতি দেখা যেত। কিন্তু এখন আ রুমেই আরকি ভার্চুয়াল গেমিং খেলতে গেমিং করতেছেন। জিনিসটা আরকি কেমন পরিবর্তনটা কেমন লাগতেছে আপনার কাছে?
একদম, একদম। <chuckles> আসলে। আসলে, আসলে। তো হু, হু। সিওর। একদম। হু, হু। হু, হু। <chuckles> আসলে পরিবর্তন তো হয়েছেই। কারণ আ একসময় হ্যাঁ আ মাঠে খেলা করতাম এবং মাঠে খেলা করতে, করতে তখনই আসলে আ আমার আ গাড়ির উপর বলেন বা যেকোনো যানবাহনের উপর বলেন, তার উপরে এত ইন্টারেস্ট কিভাবে যেন তৈরি হয়ে যায় এবং আ একসময়
জি, জি। জি, জি। জি, জি আমাদের ইন্টারেস্ট চেঞ্জ হয় আরকি। মানে একটাতে স্থির থাকে না। একটা থেকে পাওয়ার পরে অন্যটাতে শিফট হয় আরকি। জি ভাই আপনি বলতেছিলেন গাড়ির প্রতি আপনার শখ আসছে আরকি। তারপরে?
একদম, একদম। একদম এবং জি, জি, জি। তখন থেকে মনে হয়েছিল যে একটি ভালো পিসি যদি বিল্ড করতে পারি, তখন তো আর ভিআর এর বিষয়টা ওভাবে জানতাম না আর ওভাবে আসেওনি হয়তো। তো তখন আমি ভাবতাম যে এরকম যদি কখনো হত। তখন আমি এই যে স্টিয়ারিং হুইল এর বিষয়টিও জানতাম না। যে এরকম পাওয়া যায়। তো তখন জাস্ট একটা ইমাজিনেশন ছিল যে কম্পিউটারে যদি এভাবে খেলতে পারতাম আসলে। আর রিয়াল গাড়ি তো আমার নাই। তো পরবর্তীতে আসলে আ সৃষ্টিকর্তা কৃপায় বলতে পারেন। আ সেটি পারচেজ করার সৌভাগ্য আমার হয় এবং আমি দেখেছি যে কিভাবে আমার সামাজিক জীবনে পরিবর্তন আনল সেটি খারাপ কি ভালো আসলে আমি ওভাবে জাজ না করি। কিন্তু আমার জীবনটি বেশ অ অনেকভাবেই কমফোর্টেবল করে দিয়েছে এবং যেহেতু আমি কর্মক্ষেত্রে আমার আ মফস্বল ছেড়ে আমি এখন শহরে বসবাস করছি সেক্ষেত্রে কিন্তু মাঠে যে খেলার সুযোগটা এখন আর অতটা বেশি নেই, এবং সময়টিও নেই। তো ধরব যে হু, হু, হু বলুন।
আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। একদম নতুন। আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। জি। জি, জি অ্যা জি। হ্যাঁ একদম কার জি। এখন য আমি যদি একটু এড করি যে আ আগে কিন্তু ভাইয়া মানে স্কুল লাইফ এ দেখা যাইত বাশ বাইরে ক্রিকেট খেলা হয়তো বা ফুটবল খেলা হয়তো বন্ধুদের সাথে। কিন্তু এখন দেখা যায় সবাই কিন্তু কর্মজীবনে ব্যস্ত বা জীবন মানে নিজের জীবন নিয়ে ব্যস্ত আরকি। তো এর জন্য দেখা যায় যে মানে নিজের জন্য একটা আলাদা টাইম করে নিতে হয়। কারণ আপনার যে বন্ধু বান্ধবীরা ছিল ওরা সবাই ব্যস্ত বা নিজেদের লাইফ নিয়ে আরকি গুছাইতে ব্যস্ত। তো এই বিনোদনের সময়টা কিন্তু বানানোর জন্য ভার্চুয়াল গেমিংটা কিন্তু খুবই মজাদার একটি বিনোদনের আ কেন্দ্র হয়ে দাঁড়াইছে। দেখা যায় যে এই গেমগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক ধরণের আরকি আ এক্সপেরিয়েন্স করতে পারি যেটা আরকি আ মানে কি বলবো? আ কাউন্টার স্ট্রাইক একটা গেম আছে। ওই জিনিসটা ওই গেমটা আমার পছন্দ। তো ঐটা দেখলাম যে ভিয়ার এও নাকি খেলা যায়। তো আ এ তো কিছু ইন্সট্রুমেন্ট এক্সট্রা লাগে যেমন গান জিনিস গানটা আর ইয়াটা মানে। আ মু মুভমেন্ট ডিটেক্ট করার জন্য বডিতে একটা ই থাকে। ঐটা ওই ২ টা যদি কেনা যায় তাহলে দেখা যায় আমি আরেকটা গেমও এড করতে পারব। যেটা আরকি শুধু কাউন্টার স্ট্রাইক না। বরং আরপিজি অনেক ধরনের গেম আছে যেমন আ মিশন কমপ্লিট করা। আ এক জায়গায় যেয়ে দুশমনদের মারা বা একটা জিনিস উদ্ধার করা। ঐগুলা গেম কিন্তু খেলা যাবে পরে। মানে যেটা অন্যরকম একটা আনন্দ দিবে আরকি। একটা লেভেল আপ হয়ে গেছে। জি, জি।
জি। একদম, একদম। হু, হু। জি, জি, জি। আসলে। একদম, একদম। হুম। হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি, জি। হু, হু। হু, হু, হু। একদম, একদম। আসলে। আসলে এবং আ যে কথাটি আপনি বললেন আ ঐটাকে মনে হয় আমি যতদুর জানি মুভমেন্ট প্যাড বলে। একটা রোলিং এর মত ডিভাইস থাকে, ওটার উপরে হাঁটলে আসলে আপনি এক জায়গাতেই থাকবেন এবং থাকবেন। তো আপনি যদি 'টগি ফার্ন ওয়ার্লড' এ যেয়ে থাকেন ওখানে অবশ্যই দেখবেন যে
জি, জি। জি, জি, জি। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঐ ঐ ঐখানে আছে ঐখানে আছে। ওইখানের জিনিসটা অনেক আ মানে প্রথম দেখছি এক কথায় ঐখানেই। কিন্তু এরপরে আর দেখা হয় নাই।
হ্যাঁ, একদমই, একদমই। একদমই এবং আ টেকনোলজি আসলে কত র উপরে উঠে গেছে আসলে আপনার কথার মাধ্যমেও সেটি কিন্তু বোঝা যাচ্ছে। যে আপনিও উপলব্ধি করেছেন। যে টেকনোলজি আসলে অনেক এগিয়ে গেছে। এবং আ আমাদের জীবনকে কিন্তু বেশ আ সহজ করে দিয়েছে। তো এটি বলতে, বলতে আরেকটা জিনিস আসে। যে আ প্রত্যেকটি মানুষের ভিতরেই দেখুন আ কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে। <smacks lips> এবং আ সেটি আসলে বের করে নিয়ে আসার অপেক্ষা আমাদের। আমরা নিজেরা যদি চেষ্টা করি এবং নিজেরা নিজেদেরকে বুঝতে পারি যে, আমাদের আ কোন জিনিসটাতে ইন্টারেস্ট এবং ক্রিয়েটিভিটি দুটোই আছে। সেটা কিন্তু বেশ আ সহজে বের করে নিয়ে আসা হয়। তো আপনার সাথে কি এমনটা ঘটেছে। যে আপনার মনে হচ্ছে, যে আপনি আ গেমিং করার ফলে আপনার আ সৃজনশীলতা আসলে একটু বাড়ছে?
জি ভাইয়া। জ্বী, জ্বী ,জ্বী। হ্যাঁ, হ্যাঁ। ঠিক, ঠিক। হ্যাঁ। সত্যি কথা বলতে আ এটা আমার ক্ষেত্রে হইছে অনেকবার। যে আমি আ যখন নতুন কোন একটা এক্স আ গেম খেলি যে এক্সপেরিয়েন্স করার জন্য। তো তখন দেখা যায় কিন্তু মানে ওই গেম থেকে আমি কিছু আরকি শিক্ষণীয় ব্যাপার থাকে ঐগুলো মানে অ্যাডাপ্ট করতে পারি নিজের লাইফ এর মধ্যে।
হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা।
আর, আরেকটা জিনিস যদি আমি এড করি যে, আ মানে এইসব গেম এ কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আ আব মানে গেমে একটা গেমার যে developer গেম developer, ওর কিন্তু একটা যে সৃজনশীলতা আছে, ওই জিনিসটা কিন্তু আমরা মেইনলি খেলতেছি। তো, ওই সৃজনশীল মানুষের যে মানে, যেই আ যেমন একটা আর্টিস্ট যেমন একটা আর্ট ক্যানভাস এর মধ্যে আর্ট করে, ঐরকম আ গেমার গেম developer একটা গেম বানায় ওটা আরকি, এ্যা মানুষদের ঐ আনন্দটা দিয়ে থাকে আরকি। যে বিভিন্ন মিশন-টিশন কমপ্লিট করা বা আ এই রাউন্ড কমপ্লিট করা, ওরকম ব্যাপার-স্যাপার। তো দেখা যায় আর, বন্ধু-বান্ধবদের সাথেও কিন্তু একটা মজাদার টাইম ই মানে স্পেন্ড হয়। যে ২ জন মিলে খেলতেছি বা ফ্যামিলির সাথে দেখা যায় যে, কেউ আত্মীয় আসছে, দেখা যায় আমার শুধুই গেম, মানে VR হেডসেট নিয়ে খেলার জন্যই আরকি। জিনিসটা খুবই মজাদার যে, আমার বাসায় একটা আরকি আ আনন্দ স্পট হয়া যাচ্ছে, জিনিসটা, আত্মীয়দের কাছে।
হু, হু। একদম, একদম। এক্সাক্টলি। এক্সাক্টলি। হু, হু। একদম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। আ একদম আ আপনার কথাটি শুনে যে, আপনি বললেন যে, <smacks lips> "এ্যা আ VR হেডসেট দিয়ে খেলার জন্যই হয়তো আপনার আ বাসায় অনেক আত্মীয়-স্বজন আসছে এবং আত্মীয়-স্বজন হয়তো একটু বেশিই আসছে, বন্ধু-বান্ধব আসছে।" <smacks lips> এই বিষয়টি কিন্তু আমার সাথেও ঘটেছে। কিন্তু আ এখানে যেরকম আপনার বাসায় আসছে, আমার বিষয়টি হচ্ছে যে, আমি আরেকজনের বাসায় গিয়েছি আসলে। তখন ওই স্টিয়ারিং হুইল এবং ওই VR Headset সবকিছু নতুন, আমার কাজিনের আ বাসায় ছিলো। ও তো ওখানে বলতে গেলে আমি যেকোনো অজুহাতে ওখানে যেতে পারলেই হয়। এরকম যে, একটু যদি হেডসেট টা পরে ওই আ ড্রাইভ টা করতে পারি তাহলে কেমন লাগে আসলে এটি দেখার জন্য। এবং আরো একটি কথা আপনি বললেন যে, একটি আর্টিস্ট এর উদাহরণ দিয়ে গেম ডেভেলপার এর সাথে আপনি রিলেট করলেন খুব চমৎকার সুন্দর করে বললেন যে, "এ্যা আর্টিস্ট যেমন আ ক্যানভাস টি সাজায় বিনোদনের জন্য, দর্শকদের, একটি ডেভেলপার ও কিন্তু গেমার দের জন্য তার গেম টি সেভাবেই ডেভেলপ করে রাখেন।" তো আ যা বলার আপনি আসলে এখানেই বলে দিয়েছেন। এর উপরে আর কোন কথা হয় না। তো আমিও আপনার সাথে পুরোপুরি একমত যে আ সৃজনশীলতা, আসলেই আমাদের ভার্চুয়াল গেমিং আ বাড়াতে এ্যা সা সাহায্য করছে। এ্যা কারণ দেখুন সৃজনশীল মানুষের জিনিস নিয়ে আ ঘাটাঘাটি করলে, একটু সেগুলো নিয়ে নাড়াচাড়া করলেও কিন্তু তার কিছুটা সৃজনশীলতা আমাদের মধ্যেও চলে আসে। একদমই, একদমই।
জ্বী, জ্বী। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম নতুন সবকিছু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। জ্বী, জ্বী, জ্বী। আ জ্বি। জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। মানে গেম ডেভেলপাররা কিন্তু দেখা যায় মাঝে মধ্যে কিছু, মানে এ্যা মিশন বানায় যেখানে আমাদের ব্রেইন নিজে use করে কিন্তু মিশনটা পাস করতে হয়। যে, আ বলা থাকে না যে, আপনি এ এভাবে এভাবে লাফাইলে ওই জায়গাটা ধরতে পারবেন। বা এভাবে, এভাবে যা এনিমি মেরে, মেরে তো আপনি স্টেলফ মোড এ আরকি মানে ই করতে হবে যেটা অ্যাসাসিন ক্রিড বা এ্যা গে বিভিন্ন গেম হইয়া থাকে। তো দেখা যায় এইসব এইসব জিনিস কিন্তু আমাদের যে এ্যা একটা থিংকিং যে একটা অ্যাবিলিটি জিনিসটাকে কিন্তু অনেকভাবে আ প্রভাবিত করে যেটা আমাদের সৃজনশীলতা বাড়ায় আরকি। তো ভাই আপনি কি মনে করেন। এইসব গেম খেললে কি আমাদের মানে আ আ সৃজনশীলতা বৃদ্ধি পায় নাকি? মানে গেম খেলার মাধ্যমে। ভার্চু ভার্চুয়াল গেমিং। <smacks lips> জ্বি ভাইয়া।
উহু। একদম, একদম। হু, হু, হু। আসলে, আসলে। একদম। <exhales> একদম আমি, আসলে আপনার সাথে পুরোপুরি ভাবেই একমত। আ যে আপনি যেমনটি খুব সুন্দর করে বললেন যে, এ্যা মিশনের কথাটা এবং মিশন টি আমাদেরই আ নিজেদের ব্রেইনকে কাজে লাগিয়ে, ব্রেইন কে সেই এ্যা কর্মক্ষমতার একদম চূড়ায় নিয়ে যেয়েও কিন্তু অনেক সময় অনেকটি আ মিশন কমপ্লিট করতে হয়। যেটি আমাদের ব্রেইনের উপরে একটু প্রেশার পড়লেও, আল্টিমেটলি কিন্তু আমরা অনেক নতুন টেকনিক বের করি। হয়তো সেই টেকনিকটা গেম এর মিশনটা কমপ্লিট করার জন্য বের করছি। কিন্তু এই যে টেকনিক বের করার আমাদের একটা অ্যাবিলিটি তৈরি হলো, সেটি কিন্তু আসলে আমাদের বাস্তব জীবনেও অনেক সময় কাজে লেগে যায় কিন্তু আমাদের হয়তো খেয়াল অত ঐ ভাবে করা হয় না আসলে। তো আপনার সাথে একদম পুরোপুরি আমি একমত যে, আ আসলেই এ্যা ভার্চুয়াল গেমিং টা, আসলে বিশেষ করে ভার্চুয়াল গেমিং এর কথা বলবো। এটি আসলে আমাদের সৃজনশীলতা বাড়াতে সাহায্য করে।
জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। জি। জি, জি। আর দেখা যায় ভাইয়া যে, আ এইগুলোই কিন্তু ফিউচার মানে আমাদের যে মোবাইলে গেম খেলা বা পিসি তে গেম খেলা এইগুলা কিন্তু দিন, দিন আ পুরানো হইতে থাকবে আর বিয়ার এর দিকে মানুষ বেশি ঢুকতে থাকবে আরকি। যে এটিই পপুলার হবে। এটাই ফিউচার আরকি। দেখা যায় যত রিয়ালিস্টিক বানানো যায়। তো গেম ডেভেলপার রা অনেক বড় টিম নিয়ে কাজ করবে। আর বেশি, বেশি করে কাজ করবে যাতে আমরা আরকি বড়, বড় মিশন কমপ্লিট করতে পারি। তো ভাইয়া যাই বলেন এই মানে ভার্চুয়াল গেমিং বিষয়টা নিয়ে কথা বলে আপনার কাছে, মানে আপনার সাথে খুবই ভালো লাগলো। মানে আপনাকে ধন্যবাদ। আপনার এক্সপেরিয়েন্স গুলা শেয়ার করার জন্য।
উহু। হু। একদম, একদম। <chuckles> হু, হু। জি, জি। আ আসলে আপনার সাথেও আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে আসলে আমার খুবই ভালো লেগেছে, এবং আ বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছি আপনার সাথে কথা বলে। আ অনেক কথা হলো আজকে। আপনার আ এক্সপেরিয়েন্স শুনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
জ্বী, জ্বী। জ্বি, আমিও ভাইয়া। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আশা করি আপনি ভালো থাকবেন ভাইয়া।